এটা আসলে কি? আমার মধ্যে না উপস্থিত বুদ্ধিটা খুব ভালোই কাজ করে। মানে যেকোনো মুহূর্তে আমাকে যদি কেউ প্রশ্ন করে, হ্যাঁ? বা যেকোনো মুহূর্তে যদি কেউ আমার কাছ থেকে কোন ধরনের সমাধান চায়, খুব অ সাথে সাথেই কিন্তু উত্তরটা চলে আসে। এমন না যে আগে থেকে পরিকল্পনা করতে হয়। হ্যাঁ, কিছু, কিছু ক্ষেত্রে আসলে লাগে। যেমন ধরুন আমি একটা মানে এমন একটা চেয়ারে বসে আছি। যেখান থেকে আমার একটা মানে কাউকে জাজ করতে হচ্ছে। তখন তো কিছু পয়েন্ট, তার যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা বিষয় কিন্তু নোট ডাউন করে রাখতে হয়। যে তার মানে অ্যা characteristics কি বা সে কোন কাজে দক্ষ? প্রত্যেকটা বিষয় রেখে তারপরে হয়তো আ তাকে জাজ করতে হয় আরকি।
হু, হু। জি। ও তাই? হুম। হ্যাঁ। উম জি। <chuckles> তো, <tsk> মানে এই যে সংক্ষেপে তো দেখা যায় সব কথা আসলে বলাও যায় না। কিছু কথা কিন্তু আসলে খুব বিস্তারিতভাবে, হ্যাঁ? সময় নিয়ে বলা উচিত। তো, আপনার কাছে কি মনে হয় যে সংক্ষেপে যদি আসলে কথাগুলো বলে ফেলা হয়, এই ধরনের কথাগুলি। তখন কি মানে কথার মজাটা কিংবা কথার আসলে মানে যে intention গুলি, এইগুলি কি তখন আসলে কিছুটা বদলে যেতে পারে কিংবা হারিয়ে যেতে পারে?
হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম। জি। এটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে কিছু, কিছু মানুষের ক্ষেত্রে। আমার নিজের ক্ষেত্রেও আমি দেখেছি, যে খুব সংক্ষেপে কথাবার্তা বলতে গিয়ে না আমি এক্সপ্রেশন টাই দিতে পারি না। ঠিক আছে? আমি যেহেতু আসলে প্রত্যেকটা কথায় কথাবার্তা বলতে গেলে আমার কিন্তু একটা এক্সপ্রেশন চলে আসে। আবার
হুম। আচ্ছা। হুম মানে অনুভূতিটা তখন আসলে সুন্দরভাবে প্রকাশ করা যায় না নাকি, ছোট করে কথা বললে? ও!
না, না, না। যায় না। তো এই ক্ষেত্রে একটা বিষয় করি কি ছোট্ট বা সংক্ষেপে একটু কথাবার্তা বলি, কিন্তু একেকটা শব্দের উপর আমি জোর দেই। মানে এমনভাবে জোর দেই, যেন করে আমার কথাটা সংক্ষেপ হলেও তাদের কাছে খুব মাধুর্যতা এর বিষয় মনে হয় আর
<chuckles> ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হুম। এবং গুরুত্ব পায় যাতে জিনিসটা। আচ্ছা, আচ্ছা। তো এই যে কখনো এরকম মানে আপনার সাথে আসলে হয়েছে যে হয়তোবা সংক্ষেপে কোনো একটা কথা বলতে গিয়েছেন। কথা বলতে গিয়ে দেখা যাচ্ছে যে <scoffs> আসলে মূল অর্থটা যেটা, এটা বাদ দিয়ে বাকি অন্য কিছু বলে ফেলেছেন? যে মূল কথাটাই বলা হয়নি?
হু, হু, হু। সেটাই। হু, হু। অ্যা হ্যাঁ।